হ্যাঁ, হ্যাঁ আমার সেই সময় দেখা গিয়েছে আমার তার কথা মনে হয়েছে: প্রথমে তো। তো তাকে যখন জানিয়েছি।
আ মানে আপনার যে অনলাইন বন্ধু সে?
জি, জি, জি। অনলাইন এ বন্ধু যেটা তার সা কথাই মনে পড়েছে। আমি তাকে জানিয়েছি। তো আমি দেখেছি যে সে নিজ থেকে এসে আমাকে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে। দেখা যায় যে রক্ত ম্যানেজ করা থেকে শুরু করে, হ্যাঁ, রক্ত ম্যা ম্যানেজ করা থেকে শুরু করে থাকে না যে পাশে থেকে যে console করার ব্যাপারটা।
হু, হু, তারপর? আচ্ছা। আহ! এটা তো খুবই ভাল লাগল শুনে। হুম। হ্যাঁ, হ্যাঁ ওই যে।
এই জিনিসটা আমি তার থেকে পেয়েছি আসলে।
আচ্ছা, মানে দূরে থাকলেও যে আসলে কাছে থাকা যায়, দূরে থেকেও যে কাছে থাকা যায় বা সেইফ ফিল করা যায় বা রিলাই করতে পারা যায় এটা আসলে সে আপনাকে বুঝিয়েছে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি এই জিনিসটা আমি তার কাছ থেকে পেয়েছি জি।
বাহ্! এটা তো খুবই ভালো লাগলো শুনে। আর এমনে আপনার নরমাল যে ফ্রেন্ডস যারা আছে, ওরা কি আপনাকে এখন সাহায্য করে নাই, বাস্তবের সা ফ্রেন্ড রা?
হ্যাঁ, হ্যাঁ। আ বাস্তবের ফ্রেন্ড রা তাদেরকে তারা সাহায্য করে নাই বিষয়টা এরকম না। তারাও সাহায্য করেছে কিন্তু আমি বাস্তবের ফ্রেন্ড এর কাছ থেকে তো অবশ্যই আশা করেছিলাম। কিন্তু তার কাছ থেকে ওই অনলাইনের ওই বন্ধুর কাছ থেকে আসলে আশা করিনি। কিন্তু আ তাকে একবার জানিয়েছি সে আমাকে বা অনেক কিছুতে সাহায্য করেছে যে দেখা যায় যে ব্লাডের জন্য যে জিনিসটাতে সাহায্য করেছে সেটা নিয়ে আমি খুবই অবাক হয়েছি যে সে তা তার
হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। সে ব্লাড এর জন্য কিভাবে সাহায্য করছে? মানে বিভিন্ন গ্রুপ এ জানিয়ে বেড়াইছে এরকম নাকি?
গ্রুপে যেয়ে, গ্রুপে জানিয়ে দিয়েছে এবং তারই থ্রু তে আমি একজনকে ব্লাড ডোনার পেয়েছি। হ্যাঁ, আমরাও খুঁজেখুঁজি করছিলাম। আসলে ব্লাড গ্রুপটা একটু।
ও আচ্ছা এটা তো খুবই আপনার বাবার কি অনেক রেয়ার ব্লাড গ্রুপ নাকি?
রেয়ার জি, রেয়ার ব্লাড গ্রুপ ছিল তো এজন্য।
আহ হা! এটা তো আসলে খুবই ভয়াবহ একটা ব্যাপার।
তো